আচ্ছা। সুতরাং, যারা এই প্রতারণাটা করছে, তারা কিন্তু আসলে এইযে নিজেদের নাম্বার পরিবর্তন করে, নিজেদেরকে আসলে ধরা ছোঁয়ার বাইরে রেখে দিচ্ছে। তবে আ যারা আসলে এই ধরনের নতুন পেমেন্ট গেটওয়ে বা ডিজিটাল পেমেন্টের বিভিন্ন রকম প্লাটফর্ম যা এখন যা আছে। এগুলো নতুন ব্যবহার করছেন। বিশেষ করে যারা একটু প্রবীণ বা যারা আসলে একটু কম টেক সেভি তো তাদের ক্ষেত্রে আসলে যে শুরুতে কোন ব্যাপারগুলো, তখন আসলে জানা উচিত, বা আসলে কোন ব্যাপারগুলো বোঝা উচিত? যে আ যাতে করে তারা এই ধরনের কোন স্ক্যাম বা কোন প্রতারণার স্বীকার না হয়?
হু, হু। হু, হু। জ্বি। হু, হু। আ প্রথমত তাদেরকে নিজের যে তথ্যগুলো, সেগুলো নিরাপদে রাখতে হবে। আত্মীয়স্বজন হলেও তাদের সাথে আসলে শেয়ার করা উচিত না। আ অনেকে Google ব্যবহার করার সময়, আ হ্যাঁ, গোপনীয়তাটা মাথায় রাখতে হবে। আবার অনেকে Google ব্যবহার করার সময়ও দেখা যাচ্ছে যে, তাদের পেমেন্ট ডিটেইলস গুলো দেয়। সেভ পাসওয়ার্ড টা দেয়া একটা বোকামি হবে। কারণ সেভ পাসওয়ার্ড দিলে আপনে আপনি যদি মনে করেন একটা ল্যাপটপে কাজ করলেন। মনে করেন আপনার হয়তো ব্যক্তিগত ল্যাপটপ থেকে না, আপনি কোন লাইব্রেরিতে কাজ করছেন। লাইব্রেরিতে কাজ করার পরে যদি আপনি লগআউট করতে ভুলে যান, আপনার পেমেন্ট মেথড দিয়ে কিন্তু অন্য কেউ পে করতে পারবে, অন্য কোন জায়গায়। কারণ যেহেতু এখানে সবকিছু সেভ করা আছে, পাসওয়ার্ডও সেভ করা আছে। টু স্টেপ ভেরিফিকেশন টা না থাকলে, এটা কিন্তু একদম কোন কিছু করা যায় না। তো সেইক্ষেত্রে নিজের জিনিসটা ঠিক রাখা, টু স্টেপ ভেরি
হু। আচ্ছা। মানে গোপনীয়তাটা সবসময় বজায় রাখতে হবে। আচ্ছা। হুঁ, হুঁ। আচ্ছা। হু, হু। আচ্ছা, এখানে কিন্তু এইযে টু স্টেপ ভেরিফিকেশন এর কথাটা বললেন, তো এটা আসলে যদি আরেকটু ব্যাখ্যা করে বলতেন যে, টু স্টেপ ভেরিফিকেশন টা আসলে কিভাবে কাজ করে?